আ এইটা আসলে দুঃখের কথা। যে কারণ হচ্ছে যে এই ব্যাপারটা আসলে সহজে বোঝানো খুব একটা সহজ ব্যাপার না। এ কারণ হচ্ছে যে মানুষ আসলে আপনার দুঃখ কষ্টের কথা শুনতে চায় না মশাই, হ্যা? মানুষ আসলে খুব ঝকঝকে তকতকে আসলে একটা content দেখতে চায়। সেটার পেছনে আসলে কি আত্মত্যাগ আপনি স্বীকার করে যাচ্ছেন বা কি আসলে আপনার আ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি নানান সমস্যায় জর্জরিত সেটা তাদের দেখার বিষয় না। তারা তাদের
হুম। <chuckles> হ্যা, এটা তো অবশ্যই। আ জ্বি। হুম। মানে content এর পেছনে যে behind the scene কি হচ্ছে, এই জিনিসগুলির ব্যাপার হয়তো অত বেশি আগ্রহ নিয়ে মানুষের নাকি?
হু, হু। অ অনেকের কার কারো মানে ব্যাপারটায় তারা আগ্রহী না সোজা কথা, হ্যা। তাদের ব্যাপারটা হচ্ছে কি? যে দেখা যা মানে হয়তোবা এই ব্যাপারটা যদি কিনা তাদেরকে আসলে প্রেজেন্ট করা হয়, তখন হয়তোবা অনেক সময় দেখা যায় ঐ কি যে তারা ধরে নিতে পারে যে আসলে sympathy gain করার আসলে একটা ব্যাপার-স্যাপার চলে আসতেছে। এবং নিজের আত্মসম্মানবোধ থেকেও অনেক সময় দেখা যায় কি? এ ব্যাপারগুলো আ আমি ব্যক্তিগতভাবে আসলে জানতে দিতে চাই না। কারন আমি যা করতেছি আ সেটা হচ্ছে আমার কষ্ট করে করতে হচ্ছে বা, আমার যা করা হচ্ছে, সেটা আমি আমার audience এর জন্য করতেছি, আমার নিজের ভালো লাগার জন্য করতেছি, তাই না? তো আমার ভালো লাগার জন্য একটু হালকা পাতলা কষ্ট হবেই। তো সেক্ষেত্রে আসলে কখনো আমি চেষ্টা করি না যে আসলে আমার audience কে আমার যে দৈন্যতা বা, আমার যে আসলে দুর্বলতা, সেগুলো আসলে প্রকাশ করতে। আমি চেষ্টা করি যে সবসময় হচ্ছে যে একটা বা যতটুকু সম্ভব ভালো কিছু আসলে represent করতে।
আচ্ছা, তাই? হুম। হ্যা, হ্যা। আচ্ছা। হু, রাইট। হু, হুম। <chuckles> জ্বি। হ্যা। আচ্ছা। মানে এইযে content দিয়ে হয়তোবা আপনি চান না যে আপনার audience যারা আছে, তাদেরকে হয়তোবা একটু বেশি মানে overly emotional করে ফেলেন, কিংবা এইযে আপনার নিজের চাপগুলো হয়তোবা তাদেরকে আপনি এরকম বুঝতে দিতে চান না। তো অনেকেই তো মনে করে যে মানে content creation এর জার্নিটা কিংবা content ক্রিয়েদের আ creator যারা আছে, তাদের জীবনটা হয়তোবা একটা <chuckles> অনেকটাই এরকম মজাদার, ঠিক আছে? তাদের হয়তোবা কোন কাজ-টাজ করতে হচ্ছে না যে খুব সহজেই সবকিছু হয়ে যাচ্ছে। তো মানে আপনি as a content creator আপনার কাছে কি মনে হয় যে আসলে পর্দার আড়ালে মানসিক চাপটা আসলে কেমন থাকে?
জ্বি, জ্বি, জ্বি। হ্যা। একদম, একদম, একদম। জ্বি, জ্বি, জ্বি। <laughs> আচ্ছা, আচ্ছা। পর্দার আড়ালে ভয়ংকর ভয়ংকর মানসিক চাপ থাকে। কারণ হচ্ছে যে একটা ভিডিওস, এটা হতে পারে ১৫ মিনিটের একটা videos অনেকের জন্য জাস্ট ১৫ মিনিট, হ্যা। আমাদের জন্য সেটা হচ্ছে প্রায় ১৫০০ ঘণ্টা, ঠিক আছে? <chuckles> সেটা কিন্তু আসলে শুধুমাত্র বা আসলে যে একটা videos, তা না। সেটা হচ্ছে যে অনেকটা সময় অনেকটা সময় এবং দেখা যাচ্ছে যে এটা শুরু হয় একদম script writing থেকে। ১ম এ একটা idea generate করো, তারপর script writing করো, সেই script অনুযায়ী shoot করো, shoot করার পরে আব সেটাকে edit করো, edit এর মধ্যে আবার colour grade edit এর মধ্যে আবার নানান রকমের আসলে কাজকর্ম করো। তারপরে যেয়ে হয়তোবা সেটাকে আপডে মানে আপলোড করার ক্ষেত্রে আসলে তখনও আবার একটা সময় দে দে চিন্তাভাবনা করে আসলে আপলোড করা। অনেকগুলো কাজ করতে হয়, সত্যি কথা। এখানে দেখা যাচ্ছে কি? যে অ এ মানে প্রত্যেকটা পদে, পদে হচ্ছে চ্যালেঞ্জ আছে। প্রত্যেকটা পদে, পদে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই ব্যাপারগুলো আসলে যখন কিনা মানে ফেস করতেছি তো আমরা, যারা content creator, এই ব্যাপারগুলো কিন্তু আসলে দেখা যায় যে আমরা চাইও না বাইরে কেউ জানুক। এই জিনিসটা হচ্ছে যে যত যেটা কিনা কষ্ট প্রত্যেকটা সেক্টরে কষ্ট আছে। প্রত্যেকটা জায়গায় আপনাকে struggle স্ট্রাগল করতে হবে, content creation এও আপনাকে যথেষ্ট struggle করতে হবে।
হুম। হ্যা, হ্যা। ওহহো! <chuckles> অন অনেকটা সময় ব্যয় করতে হচ্ছে একেকটা content এর পেছনে, আচ্ছা। ওকে। হু, হু। জ্বি। হু, হু, হু, একদম। <chuckles> হ্যা। উ জ্বি। হু, হু।

আচ্ছা। এক্ষেত্রে না ব্যাপারটা, অনেকটুকু ডিফিকাল্ট যদি আপনি মানিয়ে চলতে চান। আর যদি কিনা আপনি, আমার মতো যদি একটু অ্যারোগেন্ট হন, তাহলে আসলে মানিয়ে চলাটা কোনো ব্যাপার-স্যাপার থাকে না। আমার কথা হচ্ছে যে, আমি আমার যে, কাজটা করতেছি, সে কাজটা হচ্ছে যে, সম্পূর্ণ নিজের দায়-দায়িত্ব নিয়ে কাজ করতেছি। ঠিক আছে? এখানে যদি আপনি আ যদি স্বার্থ খুঁজেন, এখানে যদি কিনা আপনি যদি কিনা নিজের অ্যা প্রমোশন খুঁজেন, যদি কিনা আ পেমাওসিটির জন্য যদি আপনি পিছনে ছুটে থাকেন। এবং টাকার পেছনে যদি ছুটতে থাকেন, তখনই আসলে কিন্তু আপনার আ মানায় চলার একটা ব্যাপার-স্যাপার চলে আসবে। হু? দেখা যাবে যে, ব্র্যান্ড এর একটা চাপ চলে আসবে, তারপর দেখা যাবে অডিয়েন্স এর একটা চাপ চলে আসবে। তারপরে হয়তোবা দেখা যাবে যে, যারা স্পন্সর করতেছে, তাদের একটা চাপ চলে আসবে। তো, আ কনটেন্ট ক্রিয়েটর, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তখন আর থাকে না। যখন কিনা আসলে সে যখন এতগুলো চাপ নেয়। ১ জন কনটেন্ট ক্রিয়েটর কিন্তু আসলে নিজের স্বাধীনতা তখন, ততক্ষণ বজায় রাখতে পারে, যখন কিনা আসলে সে কোন রকমের কারো কাছে বাঁধা ধরা না। তো আমি আসলে কারো কাছে বাঁধা ধরা থাকতে পছন্দ করি না। আমার যারা অডিয়েন্স আছে, তাদের কাছে আমি সত্য কথা বলতে পছন্দ করি। সত্য কথা বললে ব্যাপারটা হয় কি যে, জ আ হয়তোবা অনেকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার আসলে একটা সম্ভাবনা কাজ করে।
হ্যাঁ, হ্যাঁ। জ্বী। ওকে। হুম। একদম। <laughs> হ্যাঁ, হ্যাঁ। তাদেরও একটা চাপ থাকে। হুম। ওকে। হুম, বাহ! হ্যাঁ, হ্যাঁ। <laughs> একদম। কিন্তু ওই যে, নিজের কাছেই তো একটা মানে ঐরকম একটা অনুভূতি হয় না, যে, আসলে সবসময় একটা মানে আরেকটু ভালো কিছু আমি আমার অডিয়েন্স কে দেই। ঠিক আছে? কিংবা এডিটটা আরেকটু ভালো করি। ঠিক আছে? কিংবা কালার রেটিং টা আরেকটু সুন্দর করি। ভালো কিছু ক্যামেরা গিয়ার ইউজ করি ভিডিও বানানোর ক্ষেত্রে। এমনটা হয় না কখনো?
হু, হু, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। একদম, একদম। একদম, একদম। অবশ্যই হয়, অবশ্যই হয় এজন্য প্রতিনিয়ত পড়ালেখা করতে হচ্ছে। প্রতিনিয়ত। প্রতিদিনই দেখা যায় যে, হয়তোবা দেখা যাচ্ছে যে, কোন না কোন আফটার ইফেক্ট এর কাজ শিখতেছি। কোন না কোন আসলে দেখা যাচ্ছে যে, অ্যা অ্যা প্রিমিয়ার প্রত্যেক কিভাবে করে একটু হালকা পাতলা এডিট টাকে আরেকটু ভালো করা যায়। বা ভিঞ্চিতে কিভাবে করে হচ্ছে যে, কালার গ্রেট টাকে আরেকটু সুন্দর করা যায়। হ্যাঁ, ভাই, এটা, এটা হচ্ছে প্রতিদিনের যুদ্ধ। হ্যাঁ? কনটেন্ট ক্রিয়েটর এর লাইফে, এক যে, আসলে ১ বার আসলে ভিডিও এডিট করা শুরু করলে যে, আসলে জিনিসটা আসলে শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা। এরকম না। আর পুরো ব্যাপারটা আসলে এক মানে দেখা যায় যে, ওয়ান ম্যান আর্মির মতো ব্যাপারটা হয়তো আমার ক্ষেত্রে। তো, জিনিসটা আরো কঠিন আরকি। ব্যাপারটা আমার জন্য অনেক কঠিন।
হু, হুম। ওকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আচ্ছা। হুম। শেষ হয়ে যাচ্ছে এমনটা না। <laughs> হ্যাঁ। হুম। মানে, এই যে সব কাজগুলি, অন্য কনটেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে জিনিসটা দেখা যায়, তারা হয়তোবা কাজগুলো ভাগ করে দেয়। ঠিক আছে? তাদের হয়তোবা একটা পুরোপুরি টিম থাকে। আপনার ক্ষেত্রে কি কাজগুলি সবসময় একা করার চেষ্টা করেন নাকি?
হু, হুম। জ্বী, জ্বী, জ্বী। হু, হুম।

আচ্ছা, একা করার চেষ্টা করতে হয়। কারণ হচ্ছে যে আমি হয়তো অত বড় কনটেন্ট ক্রিয়েটর না যে আসলে অ্যা টিম মেম্বার আসলে হায়ার করব। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে টিম হায়ার করলে হচ্ছে দায়বদ্ধতা বাড়ে। একটা ছেলেকে আপনি টিম টিমে নিবেন। সেই ছেলেটা আপনার পেছনে সময় দিবে, শ্রম দিবে। সেই ছেলেটাকে অবশ্যই আপনাকে বেতন দিতে হবে। তাই না? তো আম আসলে মানুষজন কিন্তু দূর থেকে আসলে সবাই কিন্তু ভাবে যে আসলে কনটেন্ট ক্রিয়েটর এর জীবনে আসলে টাকার কোনো শেষ নেই, টাকা আর টাকা। ঠিক আছে? মানে তারা ভিডিওতে প্রতি ভিউতে যদি এক টাকা করে যদি ধরা হয় তাহলে তো হচ্ছে ৳৩,০০,০০০, ৳৪,০০,০০০। ঠিক আছে? ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না এটা। ব্যাপারটা হয়তো যে কনটেন্ট মনিটাইজেশন ব্যাপারটা সম্পর্কে সাধারণ মানুষ কিন্তু খুব কমই জানে এবং খুব ব্যাপার ধারণাটা পরিষ্কার না, পরিষ্কার না। তো সেক্ষেত্রে আসলে ব্যাপারটা হয় কি যে হয়তোবা খুব অল্প টাকায় আসলে আসে কনটেন্ট থেকে। ঠিক আছে? সেটা দিয়ে আরেকজনকে যে আসলে বিরক্ত করব। সেরকম আসলে এখনো সাহস হয়নি। পরে দিয়ে হয়তোবা যদি কখনো সাহস হয় তাহলে হয়তোবা আগাবো।
ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হু, একদম। বেতন দিতে হবে। রাইট। হুম। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। জি। হু, হু, হুম, একদম। মানে ধারণাটা ওরকম এত ভালো নেই মানুষের। হ্যাঁ। হু, হু। <chuckles> জি। হু। তো এইযে আপনি যে সব কাজগুলি মানে একা একাই করার চেষ্টা করেন, আপনার ক্ষেত্রে আসলে কি মনে হয় যে প্রোডাকশন এর কাজটা ভিডিও প্রোডিউস করাটা একটু বেশি কঠিন নাকি পোস্ট প্রোডাকশন এর কাজটা করাটা আরেকটু বেশি চ্যালেঞ্জিং কোনটা মনে হয়?
জি, জি, জি। আন আ এটা হচ্ছে যে আসলে। ব্যক্তিগতভাবে আমি যদি আমার ক্ষেত্রে বলি তাহলে হচ্ছে যে আমার কাছে শুটিং করাটা মানে মানে ভিডিও প্রোডাকশন এর কাজ যেটা। সেটা আসলে অনেক বেশি কঠিন। কারণ হচ্ছে যে একা মানুষ ঠিক আছে? ক্যামেরা ধরার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। তো দেখা যায় যে ক্যামেরাটা রেখে আসলে মোটরসাইকেল নিয়ে হয়তোবা একটু দূর থেকে গেলাম। ভয়ে, ভয়ে থাকি যে ক্যামেরাটা না জানি কেউ নিয়ে যায়, দৌড় মারে। <chuckles> তো এরকম কিছু ব্যাপার-স্যাপার থাকে। তো একা মানুষের ক্ষেত্রে যদি কিনা হয় তাহলে হয়তোবা দেখা যায় যে ভিডিও প্রোডাকশনটা আসলে অনেক বেশি কষ্টকর। আর এবা যদি যেটা বললেন যে অ্যা ভিডিও প্রোডাকশন এর পরে এডিট-টেডিট এর ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, একটু কষ্টকর আগে ছিল ব্যাপারগুলো দেখা যাচ্ছে কি যে <smacks lips> অ্যা কনটেন্ট মনিটাইজেশন যখন পাই নাই, তখন টাকা পয়সাও আসতেছিল না। ঠিক আছে? তো কম্পিউটার আপগ্রেডের ব্যাপার-স্যাপার ছিল। তারপরে সবকিছু মিলাই কিছু গিয়ার আপগ্রেড এর ব্যাপার-স্যাপার ছিল। তো যখন কিনা আসলে এই ব্যাপারগুলো যখন হয়ে গেল, তারপর থেকে আসলে এডিট ব্যাপারটাও আসলে সহজ হওয়া শুরু করল আরকি।
হুম। ওকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ একদম। <chuckles> জ্বী। পড়ে যায়। মে হ্যাঁ, হ্যাঁ। হুম। জ্বী। আচ্ছা, আচ্ছা। সহজ হয়ে গেছে। হ্যাঁ, এটা তো অবশ্যই যে আর একটা মানে এডিটিং এর কাজ মোটামুটি একটা শেখা হয়ে গেলে তখন কিন্তু আসলে একটা ওয়ার্ক ফ্লো চলে এলে। তখন কাজগুলি করাও মনে হয় যে মোটামুটি একটু সহজ হয়ে যায়। যে একটা চাপটা তখন কমে আসে। কিন্তু এইযে আরেক দিক থেকে তো একটা চাপ কিন্তু থেকেই চায়। যে যেমন হচ্ছে আপনার ফলোয়াররা কিন্তু সবসময় চায় যে প্রতিনিয়ত কিছু না কিছু কনটেন্ট আপলোড করেন। তাদের আসলে সবসময় একটু আপডেটেড রাখেন তাদেরকে। তো এইযে এই চাপটা আসলে কিভাবে হ্যান্ডেল করেন যে আসলে কনটেন্ট এর চাহিদা? এটা তো কখনোই আসলে পূরণ করা যায় না। কারণ মানুষের আসলে চাহিদা শেষ নেই। তারা চাইতেই থাকে যে নতুন, নতুন কনটেন্ট। হ্যাঁ? তো এই জিনিসটা আসলে আপনি কিভাবে সামলান এই চাপটা?
জি, জি, জি। হ্যাঁ। একটু সহজ হয়ে যায়। হু, হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হু, হু, হু। একদম। একদম।

আচ্ছা, আইডিয়া জেনারেট করার জন্য আমি আসলে সবচাইতে আ বেশি ফলো করি হচ্ছে যে মানে, কি আসলে করা যায়? এটা নিয়ে হচ্ছে যে কোন জিনিসগুলো ট্রেন্ডি? দেখা যাচ্ছে কি? যে, এ এই মুহূর্তে হচ্ছে যে মানুষ আসলে কী চাচ্ছে? বিশেষ করে কনটেন্ট ক্রিয়েশন ব্যাপারটা তো অ্যা শুধুমাত্র যে আসলে নিজের জন্য করা, তা না। আসলে আমার দর্শকরা কী চাচ্ছে? তো আমি যাদের জন্য বানাচ্ছি, তারা আসলে কেমন ভিডিওস চায়। দেখা যাচ্ছে কি? যে যেমন, আমি হচ্ছে যে এ মোটো ব্লগ করতে পছন্দ করি। হ্যাঁ? তো মোটো ব্লগ এর ক্ষেত্রে হচ্ছে যে, আ অনেক সময় দেখা যায় মানুষ টুর ভিডিও পছন্দ করে। অনেক সময় আবার দেখা যায় মানুষ বাইক রিভিউ পছন্দ করে। অনেক সময় দেখা যায় যে হচ্ছে, বাইকের হেলমেট রিভিউ পছন্দ করে বা অ্যাক্সেসরিজ রিভিউ পছন্দ করে। তো সেক্ষেত্রে আসলে আ আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি? যে, একেক সময় ডিমান্ড টা একেক রকমের থাকে। দেখা যায় কি? যে, কমেন্ট বক্স হচ্ছে যে মোটামুটি একটা ঝড় চলে যায়। তো সেই ঝড়ের উপর নির্ভর করে আরকি যে, অ্যা কি ভিডিও আ মানে সামনে দেওয়া যায়? সেটা নিয়ে আসলে কাজ করে কিন্তু ওখান থেকে দেয়া
মানে কোন জিনিসগুলি ট্রেন্ডিং? আচ্ছা। হু, হু। হুম, আচ্ছা, আচ্ছা। ওকে। হুম। আচ্ছা। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। তো এই যে কমেন্ট বক্স এ যেটা আপনার ফলোওয়ার যারা আছে, হ্যাঁ? বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজেস এ। তো আপনার ফলোওয়ার দের কাছ থেকে কখনো এরকম কোনো, ভালো কোনো সাজেশন আসে না যে, পরের কনটেন্ট টা কি হওয়া উচিত কিংবা তাদের কোনো ডিমান্ড এরকম থাকে না?
হু, হু, হু, হু। জ্বি, জ্বি। আচ্ছা, পরের কনটেন্ট অবশ্যই, প্রতিনিয়ত কিন্তু আসলে সবাই চায় যে, আ তার কনটেন্ট টা বা তার আইডিয়াস টা যেন আসলে নিয়ে কাজ করা হোক। ঠিক আছে? কিন্তু পা পারিপার্শ্বিক পরিস্থিতি কিন্তু আসলে এখানে একটা ব্যাপার-স্যাপার থাকে। যে <chuckles> ধরেন আ কেউ একজন চাইল যে, ইম অ্যা Yamaha R15 নিয়ে আসলে একটা রিভিউ দিতে। হ্যাঁ? এখন Yamaha R15 নিয়ে আমি রিভিউ দিব যে, তার জন্য তো আমাকে Yamaha R15 ব্য বাইকটা তো আসলে থাকতে হবে, তাই না? বা আমার, <chuckles> আমার কোনো বন্ধুবান্ধবের কাছে থাকতে হবে বা নতুন যে আপগ্রেডেড যে Yamaha বাইকটা আছে, সেটার দাম অনেক! ৬-৭ লাখ টাকা। সেটা আমার কোনো বন্ধু এখনো কিনেনি। তাহলে আমি কিভাবে করে আসলে দিতে পারি? সবকিছু মিলে আসলে, পারিপার্শ্বিক অনেক ব্যবস্থা, আ অবস্থার চিন্তা করে আসলে এক দেখা যায় যে এ ব্যাপারটা কখনো হয়ে ওঠে, কখনো হয়ে ওঠে না। এই আরকি, এভাবেই চলছে।
হুম। আচ্ছা, আচ্ছা। হুম। <chuckles> লাগতে হবে। হ্যাঁ। লাগবে। আচ্ছা। হু, হু, হু। <chuckles> জ্বি। হুম।